আসলে দেখে এটা তো অভ্যাসের একটা জিনিস তো অভ্যাসটা প্রথমত আনতে হবে যে শাকসবজি অ্যা কারণ এই দেখেন শাকসবজির কিন্তু কোন ই নেই যে আপনি যে এটা বিকল্প হিসাবে অন্য কিছু খাবেন সেটা কিন্তু নাই। কারণ আ এখানে জানেন জিনিসটা কি? আ শাক-সবজি বা এই সালাদ খেলে হয় কি দেখবেন যে আপনি কম পরিমাণ খাইলেও আপনার মনে হবে যে পেট অনেকটা ভরে আছে। ঠিক আছে? তো এতে হয় কি যে আপনে একতো মোটা হবেন না তার সাথে, সাথে আপনি কিন্তু ফিট থাকতে পারবেন।
এটার তো কোনো উপায় নাই। হ্যাঁ, শাকসবজিই খেতে হবে। উ জ্বী, জ্বী, জ্বী। এইটা কিন্তু সুন্দর কথা বলেছেন, যে শাকসবজি কিন্তু অল্প খেলেই দেখা যায় যে একটা সুন্দর আপনার হলো যে পেটটা ভরে যায়। <chuckles> সুন্দর কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ওয়ে মেক্সিমাম লোক দেখা যায় তারা কিন্তু বেশি, বেশি আমিষ খাচ্ছে এবং তারা কিন্তু আমিষটাকেই প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ? এবং বিশেষ করে যারা একটু আভ অভিজাত শ্রেণী যারা একটু বড় লোক টাইপের দেখবেন যে ওরা কিন্তু সবসময় মনে করে যে মাছ, গোস্ত খাওয়া বা ভালো তরি-তরকারি খাওয়াই মনে হয় শরীরের জন্য ভালো। তো আপনি কি মনে করেন? আসলে আ শরীরের জন্য আসলে এ শাক-সবজি বেশি দরকার নাকি আসলে মাছ-মাংস বেশি দরকার?
একদম ঠিক বলেছেন। একদম ঠিক বলেছেন। একদম ঠিক। আসলে দেখেন আপনার কিন্তু এমন না যে ভালো খাবার এ খেলেই কিন্তু আপনার শরীর হবে। কি আপনি কিন্তু কম খরচেও কিন্তু ভালো খাবার খেতে পারেন। যেরকম দেখবেন জি, যেরকম আপনি ডিম দিয়ে কিন্তু ভালো একটা প্রোটিন পেতে পারেন। তার সাথে, সাথে দেখবেন যে অ্যা
ভালো খাবার খেতে পারে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মসুরের ডাল থেকে অনেক সুন্দর ইয়ে পাওয়া যেতে পারে তাই না?
জি, ডাল খেতে পারেন। তারপরে ডাল কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাতেও কিন্তু অনেক বেশি আপনার সাহায্য করে শরীরের জন্য। আর তার সাথে দেখবেন খেজুর খেলেও কিন্তু অনেকটা কিন্তু ভালো। এগুলোর কিন্তু দাম কিন্তু অনেকটা কম। তারপর বাদাম আছে, নানা ধরনের বাদাম জি। তোব
<chuckles> আসলে, আসলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, খেজুরে খ হ্যাঁ, কাঠ বাদাম, কাজু বাদাম অনেক ধরনের বাদাম যেগুলো আসলে
কাজু বাদাম তো তাও একটু দামি হয়ে যায় কারো, কারো, কাছে। কিন্তু আপনি নরমাল যদি বাদামও নেন যেটা আ সচারাচর পাওয়া যায় সেটাও কিন্তু খেয়ে ভালো একটা শরীর ক চীনা বাদাম। তো এগুলো দিয়েও কিন্তু সহজে বা মানি শরীর বানাতে পারবেন। এমন কিন্তু না যে আপনার দামি খাবারই খেতে হবে। কারণ আ ধনিরা দেখবেন যে তারা স্টেক খায় তারা আ তানদুরি চিকেন খায়। তো আপনাদের তো ওরকম করতে হবে না। এই যে কম খরচে স্বল্পতে
হ্যাঁ, হ্যাঁ, চি চিনাবাদাম যেটাকে বলে। জি, জি। বুঝতে পেরেছি। জ্বি। <chuckles> দরকার নাই। দেখা গেল যে হ্যাঁ, কম খরচে স্বাস্থ্যকর যে একটা খাবার। আচ্ছা, এই যে নিজের মানে শরীরকে ঠিক রাখার জন্য, ফিট রাখার জন্য মানে পানি খাওয়ার ব্যাপারে অনেকে বলে থাকে যে শরীরে পানি প্রচুর পরিমাণে দরকার এবং পানিটা ভিতরের চর্বিটাকে বার্ন করতে সহায়তা করে থাকে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন যে মানে একটা সুস্থ ফিট শরীরের জন্য আসলে পানিটা কতটুকু গুরুত্বপূর্ণ?
হ্যাঁ। একদম ঠিক বলেছেন।

আচ্ছা, জিমে না গিয়ে নিজেকে ফিট রাখা যায় কিভাবে? এ ব্যাপারে কি কিছু আপনি বলবেন?
অবশ্যই। আপনি যদি দেখেন, এখন কিন্তু বেশিরভাগ সময় আমাদের অ্যা ব্যক্তিগত অ্যা দৈনন্দিন জীবনে কিন্তু তেমন একটা কিন্তু সময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে জিমে আপনি না গিয়েও কিন্তু আ ফিট কিন্তু থাকা যা সম্ভব। তো বিশেষ করে আমি যেটা করি জি, জি। বিশেষ করে আমি যেটা করি যে অ্যা এইযে ধরেন অ্যা যদি আমি জিমে না যাই। স মানে আমি যখন বাসায় আসি। আমি লিফট দিকে অ্যা বাসার অ উপরে না উঠে আমি চেষ্টা করি সিঁড়ি বেয়ে উপরে ওঠার। তো সেক্ষেত্রে হয় কি? অ্যা যে আমার কিন্তু শরীরে কিন্তু ভালো একটা শরীরচর্চা হয়ে যায়। আর তার সাথে, সাথে আমার কিন্তু জিমে যাতে হচ্ছেনা।
আচ্ছা তাই নাকি? জি, জি। <chuckles> এটা কিন্তু সুন্দর কথা বলেছেন। <chuckles> আসলে আসলে এইযে সিঁড়ি দিয়ে উঠতে, উঠতেই মোটামুটি আ তার মানে হলো যে মানে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহারের কথা আপনি বলছেন, তাই না?
একদম ঠিক। একদম সঠিক।
আচ্ছা, আচ্ছা। তারপরে আর কিভাবে এটা করতে পারি?
আর, আরো নানা ধরনের আ উপায় আছে। বিশেষ করে আমি কিন্তু চেষ্টা করে থাকি সকালে নামাজ পড়ে, এরকম হাঁটতে বের হওয়ার। এই হাটতে বের হইলে আপনি দেখবেন যে প আ টানা যদি প্রতিদিন আপনি ১৫-২০ মিনিট হাঁটেন, তাহলে কিন্তু আপনার অ্যা শরীরে কিন্তু ফিটনেস হয়ে যাবে। আর তার সাথে, সাথে দেখবেন এটা কিন্তু আপনার হার্টের জন্য কিন্তু অনেক বেশি উপকারী হয়। বিশেষ করে আপনার হার্ট অ্যাটাক
হ্যাঁ, হ্যাঁ। ও! আচ্ছা, আচ্ছা। বাহ! সুন্দর কথা বলেছেন। মানে হাঁটা-চলার কথা। সকালে বা যেকোন সময়। তো আপনি যে হাঁটা-চলার কথা বললেন, তো হাঁটার জন্য আসলে মানে পারফেক্ট টাইম কোনটা? এইজ এই ব্যাপারে যদি বলতেন?
জি, জি।